একদম আমি আপনার সাথে একমত। কারণ
হুম। তো আপনি মানে আপনি সিনেমা দেখার সময় আসলে কি ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন? যেগুলো আসলে
আ Comedy পছন্দ করি। আমার ভূতে একদম ভাল লাগে না। তার পাশাপাশি হচ্ছে যেরকম slice of life যেগুলো "জিন্দেগি না মিলেগি দোবাড়া।" এরকম দেখলে না খুব ভাল লাগে।
হুম। হ্যাঁ, মানে একটু জীবন জীবন সম্পর্কিত সিনেমাগুলো যেগুলো আসলে আ comedy হোক কিংবা tragedy হোক কিংবা thriller হোক কিন্তু যেটা আসলে আমাদের আমরা connect করতে পারতেছি যে সিনেমাটার সাথে অনেকভাবে এই ধরনের সিনেমা হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Tragedy র ও। Excatly, Connect না করতে পারলে লাভ নেই বুঝছেন। আর মনে হয় যে এত কষ্ট করে ওরা টাকা দিয়ে compose করলো, লাভ কি হল? মানুষ তো connect ই করতে পারছে না। শুধু, শুধু যে আলতু-ফালতু জিনিস দিয়ে ভর্তি। যেটা এর analysis
হু, হু, হু। হু। হুট করে যাওয়া এবং ভুলে যাওয়া। একটা সিনেমা দেখলাম আর ভুলে যেতে তো চাই না। এটা দেখবো এবং অনেকদিন আলাপ করবো সেটা নিয়ে। এটাই তো চাই। সিনেমাটা এ এরকম একটা আমাদের আড্ডার ক্ষেত্র তৈরি করবে, আমাদের ভাবনার ক্ষেত্র তৈরি করবে এটাই আশা করি। তো যাই হোক আপনার সাথে সিনেমা নিয়ে অনেকগুলো আলাপ করে ফেললাম। তো হুম। হ্যাঁ, হ্যাঁ।
এটাই। এক্সাক্টলি। একদম। হুম। এটাই আস জ্বি, আপু আপনার সাথেও আ মজা হল। ইনশাআল্লাহ আরো সামনে দেখা হবে, আরো কথা হবে। কতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হ্যাঁ, ততদিন আপনিও ভালো থাকবেন, ভালো ঈদ কাটান, শুভকামনা রইলো।
আপনি সা আপনার জন্য শুভরাত্রি।